উম হ্যাঁ, আমার কাছে <chuckles> ভুল সিদ্ধান্ত তো অনেকগুলোই নিয়েছি। এই যে আ একটা সিদ্ধান্ত থেকে শুরু হয়েছে। মানে গ্রুপ চেঞ্জ করার কথা বা সাবজেক্ট চেঞ্জ করার পে পর থেকে। আ তারপর অ্যা পালাক্রমে আমার কাছে মনে হয়েছিল যে, আমি ভুল সিদ্ধান্তই নিচ্ছি। যেমন ধরেন আম পরীক্ষার আগে <chuckles> আ খুব হালকা ভাবে নেয়া পরীক্ষাটাকে, পড়ালেখা না করা। এটা অবশ্যই একটা ভুল সিদ্ধান্ত। সেই কারণে রেজাল্ট খারাপ হওয়াটাও ভ ভুল সিদ্ধান্ত। তারপর পরবর্তীতে আমার আম ব্যাচেলরস এর জন্য হচ্ছে আমাকে, আ আমার ইচ্ছা ছিল আমি কোনো ক্রিয়েটিভ সাবজেক্ট নিয়ে পড়ব। হয় ইন্টেরিয়র ডিজাইনিং বা আ আমার হচ্ছে ইচ্ছা ছিল, সাইকোলজি নিয়ে পড়ার। কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। তো এগুলোও বলা যায় ভুল সিদ্ধান্তর কাতারেই পড়ে।
হুম। <chuckles> এই আচ্ছা, আচ্ছা। জ্বী। হ্যাঁ। <chuckles> <chuckles> হুম। আচ্ছা। আচ্ছা। বাহ! হ্যাঁ। <chuckles> আচ্ছা, আচ্ছা। না না। একটা কথা আমার আপনার শুনে বেশ এ হাসি পাচ্ছে কিন্তু। এই যে আপনি বললেন পড়াটাকে গুরুত্ব আ দেয়া না। তাই হচ্ছে পরীক্ষার ফলাফল তো খারাপ হবেই। এটা ভুল সিদ্ধান্ত। আপনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন। যে আমি পরীক্ষার রেজাল্ট খারাপ করব? <chuckles> এটা।
হু। হ্যাঁ। <chuckles> আমার আসলে এমন তো না যে, আ আমি যদি জানতাম, আ মানে আমি তো অবশ্যই জানতাম। যে পড়ালেখা না করলে রেজাল্ট খারাপ হবে
রেজাল্ট ভা খারাপ হবে, সেটাই স্বাভাবিক। <chuckles> মানে এত
অলৌখিকভাবে তো আ মানে রেজাল্ট ভালো হওয়ার কথা না। তো বলতে পারেন আমি মনের অজান্তেই <chuckles> সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। যে আবার খারাপ হবেই। মেনেই নিয়েছিলাম। এই কারণেই আ মানে পড়িনি ঠিক মতো।
মানে তখন মনে হয় একটু আ "রেজাল্ট ভালো হবে না।" হুম। জ্বী।